আচ্ছা, আচ্ছা। বা বা এই অনুপ্রেরণা ছাড়া যে কাজ করা যায় না, যে কথাটা বললেন আসলে। তো এরকম তো অনেক কাজই থাকে যেটা হচ্ছে, দেখা যায় যে করতেই হবে আমাকে। কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা আমার করতে ইচ্ছা করছে না, সেটা ভাল লাগছে না। তো এক্ষেত্রে আসলে আপনি কি করেন? যে মানে আ অনুপ্রেরণাটা কতটুকু কাজে দেয় আসলে?
না, অ সেটা তো হতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। দেখেন অনুপ্রেরণার ব্যাপারটা নাহ
আ থাকলো না? যে জিনিসটা, যদি আরেকটু বলি যে, দেখা গিয়েছে যে আমার ভালো লাগছে না। করতে ইচ্ছা করছে না। কিন্তু অন্যজন আমাকে অনুপ্রাণিত করছে। কিন্তু আসলে নিজের ইচ্ছার বিরুদ্ধে যে যে কাজ করার যে বিষয়টা, আসলে সেটা কেমন করে আরকি করে আপনি?
জি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম দেখেন কিছু, কিছু সিদ্ধান্ত বা, জিনিস আছে, যেটা কিন্তু আসলে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে না। যখন আসলে আপনার সিদ্ধান্ত নেবার সুযোগ থাকবে, তো আপনি তো অবশ্যই নিবেন, তাই না? কারণ, আপনি দেখছেন আসলে আপনার কাছে এখন অপশন আছে। আপনি যদি কাজটা ছেড়ে ২০ দিন রেস্ট নেন। নিয়ে যদি একটা নতুন কাজে জয়েন করেন, তো ওখানে আপনার হয়তো ভালো আউটকাম আসতে পারে। তো এটা আপনি চাইলেই নিতে পারেন। তো এটা একটা টাইপের অনুপ্রেরণা। কিন্তু আবার কিছু, কিছু অনুপ্রেরণা এচ আপনি চাইলেও নিতে পারবেন না। কারণ অনেকেই কিন্তু আছে পারিবারিক অবস্থা বা, নিজের অবস্থা অতটা ভালো থাকে না বা, এমন একটা ব্যাপার যে, এ সম্পূর্ণ ফ্যামিলিটা না আপনার উপর নির্ভর। তো সেক্ষেত্রে তো আপনি না চাইলেও কিন্তু হ্যাঁ, হ্যাঁ। যখন আসলে দায়িত্বের ব্যাপারটা চলে আসে না, তখন কিন্তু আসলে মানুষ চাইলেও না নিজের শখমতো, ইচ্ছামতো কাজগুলো করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু তাকে করতেই হয়। মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার ব্যাপারটা যেমনটা, অনেকটা অমন।
আচ্ছা, আচ্ছা। একদম ঠিক বলেছেন। আচ্ছা। বাহ! চমৎকার চমৎকার বলেছেন। হু, হু। আচ্ছা। একটা দায়িত্ব দায়িত্ব চলে আসার যে ব্যাপারটা। আচ্ছা।